হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি যদি আপনাকে বলি আমরা তো এতক্ষণ আলোচনা করলাম। যে প্লাস্টিক এর কারণে হচ্ছে আপনার আ পরিবেশের ক্ষতি হচ্ছে। সো আমি যদি বলি যে সমস্যাগুলো হচ্ছে পরিবেশের। পরিবেশের সাথে মানুষের সাথে কিভাবে জড়িত, হতে পারে? আপনি তা আপনার মতামত কি দিবেন?
হুম, হুম। হুম। পরিবেশের সেভাবে বলতে গেলে আসলে যে যে বিষয়গুলো আমরা বললাম, এগুলোই কিন্তু আসলে আমার সচরাচর চোখে পড়ে। আর আমার ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে
হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ।
ধরুন
এই জি, জি।
তো
আ ধ এই যে ধরেন আমরা এই শ্বাসপ্রশ্বাস নিচ্ছি। সেটাও কিন্তু আমরা পরিবেশ থেকেই নিচ্ছি। আমাদের প্র মানে জীবনের প্রত্যেকটা ক্ষণ কিন্তু আমরা পরিবেশের সাথেই কাটাচ্ছি, তাই না?
জি ভাই, জি, একদম ঠিক বলেছেন। আসলে এই যে এই ধরনের যে আপনি বলছিলেন যে এই যে সমস্যাগুলো, আপনার যে শ্বাসকষ্ট, অ্যালার্জিক সমস্যা। এখন কিন্তু দেখবেন আমাদের কিন্তু নতুন মানে নতুন করে হয়েছে। এগুলো কিন্তু আগে আমাদের ছিল না। তো সেইক্ষেত্রে এই যে এই যে এই ধরনের আ বায়ুদূষণ আপনার যে হচ্ছে, এগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের সমস্যাগুলো হচ্ছে। বায়ু দূষণ হচ্ছে, এই যে প্লাস্টিক দূষণ থেকে এ দে যেটা বলছিলাম যে একটার সাথে একটা যুক্ত থাকে। তো এভাবে যখন প্রতিটি বিষয় প্রকৃতির নষ্ট হয়ে যাচ্ছে, তখন তো আসলে আমাদের প্রকৃতি তো আমাদেরকে কিছু দিবে উপহার হিসেবে। আমরা যেহেতু প্রকৃতির ক্ষতি করছি তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবেন যে এই যে বিভিন্ন ধরনের রোগের মুখোমুখি হচ্ছি। শুধু যে শ্বাসকষ্ট তা কিন্তু না। বিভিন্ন ধরণের দেখবেন যে এখন নতুন ধরনের অনেক, অনেক ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু রোগে কিন্তু আমরা খুব প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছি। আগের যুগের লোকদের কথা বললে কিন্তু দেখবো তারা কিন্তু অনেক স সবল ছিল এবং এমনকি দেখবেন এখনো আমাদের আ অনেক কিন্তু বয়স্ক আমরা যাদেরকে দাদা বা অন্য হিসাবে চিনি, তারা কিন্তু অনেক সময় আমাদের এই যে অসুখের কথা শুনলে বলে যে "আসলে আমাদের সময় এগুলো কিছুই ছিল না। নতুন প্রজন্মের যে কি হয়েছে! একটুতেই তারা অসুস্থ হয়ে পড়ে।"। <chuckles>
জ্বী, জ্বী।। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জি, জি। জি, জি, জি, জি, জি। জি। হুম, হুম, হুম, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী। জ্বী। জি। জি, জি, জি। হে, সেটাই। সেটার জন্যও কিন্তু দায়ী আমরাই ভাই। মানে আমাদের যত সমস্যার সেটার জন সেটা কিন্তু সৃষ্টি করছি আমরাই।
অবশ্যই, অবশ্যই। জ্বী, একদম ঠিক বলেছেন। তো এ সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে আ এগুলো নিয়ে একটু সাচ সচেতন হতে হবে। ধরুন, বিভিন্ন ধরনের কিন্তু আমরা সামাজিক ক্ষেত্রে ধরুন ফ্রেন্ড রা আছে সবাই মিলে একটা আলোচনা করলাম। যে আমরা এতজন লোককে একসাথে বলবো। সবাইকে বলে আমরা আমাদের আশেপাশের যে ময়লা আবর্জনা গুলো আছে, প্লাস্টিক গুলো আছে, এগুলো পরিষ্কার করব। এবং পরিষ্কার শুধু পরিষ্কার করলেই হবে না। আমাদের আ আশেপাশে সবাইকে সচেতন করতে হবে যে অ দোকানদার তো আপনার আ পলিথিন ব্যাগ দিবেই। সেইক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে আমরা যখন খরচ নেব, তখন আমরা বলবো যে, "না, আমরা পলিথিন ব্যাগ নিবো না। আমাদেরকে অন্য ব্যাগ দিতে হবে।" বা আমরা ধরুন কাপড়ের ব্যাগ নিয়ে যেতে পারি, পাট ব্যাগ নিয়ে যেতে পারি। এভাবে কিন্তু আমরা সচেতন হতে পারি। হুম।
অবশ্যই। হুম, হম, হুম। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। আপনি যদি দেখেন ভাই আ আমা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমাদের জি, জি, জি, জি। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত সচেতনতা, যেটা আপনি বলছেন, সেটা বাড়াতে হবে। জ্বী, জ্বী মানে ভাই আপনি বলতে চাচ্ছেন যে ব ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। তাই না?
জি, জি। একদম।

জ্বী একদম ঠিক বলেছেন। আসলেই এই যে আপ পা পানিতে প্লাস্টিক য ধরুন বিভিন্ন জলাশয় বা নদীতে, পুকুরে, প্লাস্টিক এগুলো কিন্তু আসলেই অ দেখবেন যে আ প্রচুর মাছ কিন্তু মরে থাকে এই যে প্লাস্টিকের কারণে। আর দূষিত করে মাছ কিন্তু সেভাবে বাড়তে পারে না, টিকতে পাবে না। দেখা যাচ্ছে ভালো চাষ হয় না, মাছের চাষটা হয় না। সমুদ্রের ক্ষেত্রে যদি বলি সমুদ্রে তো আসলে প্লাস্টিকের ব্যবহারটা মানে এই প্লাস্টিকের যে বর্জ্যগুলো যে পরিমাণে ফেলা হয়। আ আপনি হয়তো দেখেছেন যে আপনার ইন্দোনেশিয়ার বালির যে দ্বীপটাতে আ অ্যাক মানে এত পরিমাণ প্লাস্টিক ছিল সমুদ্রের মো মাঝখানে তো দ সমুদ্র কি করেছে? সেটি নিমিষের মধ্যেই যত প্লাস্টিকের ময়লা-আবর্জনা সব কিন্তু তীরেই মানে আপনার যে আপনার ইয়াটা ছিল, সমুদ্র সৈকত ছিল মানুষ যেখানে আসলে সময় কাটাতো সেখানে কিন্তু একদম ভর্তি করে দিয়েছিল। এবং এটি পরিষ্কার করতে কিন্তু তাদের বেশ কিছুদিন সময় লেগে গিয়েছিল এবং অনেক মানুষ একসাথে কাজ করছিল।
হুম। জী, জি, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হুম, হুম, হুম, হুম। জ্বী, জ্বী। হ্যাঁ। হু, হু। জি। জি, জি। হ্যা। হুম, হুম, হুম, হুম, হুম। জ্বি। এই যে ভাই মানে যে সমু আ আমে আ আমি যেটা বললাম পুকুরের আপনি বললেন সমুদ্রের। এই যে আমরা যদি ভেবে দেখি ভাই মানে আশেপাশে যত যাই আছে, সবকিছুই কিন্তু দূষিত হচ্ছে এই প্লাস্টিক এর কারণে। তাই না? এই ধরেন এ আমি যদি বলি ধরেন মানুষ যখন আমরা যখ মান আমরা মানুষ যখন ঘুরতে যাই পাহাড়ে, তখন কিন্তু এই দে এই প্লাস্টিক এর ডিফারেন্ট জিনিস লাইক মানে আপনি যেটা বললেন যে ব্যাগই, প্লাস্টিকের ব্যাগই হচ্ছে আমরা নিয়ে যাই, না? ধরেন আমরা একটা চিপস খাচ্ছি, বা আমরা একটা চকোলেট খাচ্ছি। এই সেটাও কিন্তু ওই প্লাস্টিকে মোড়ানোই থাকে। তাই না?
জ্বি। হুম, হম, জ্বি। হুম, হুম। জ্বী। জ্বী একদম ঠিক বলেছেন। আসলে এই জি, চারপাশে দেখলে শুধু প্লাস্টিক আর প্লাস্টিক আসলে। আ পুরো বাংলাদেশ মিলে আপনি ১ হাত জায়গাও ফাঁকা পাবেন না। সেটা শহর বলুন বা গ্রাম বলুন যে আপনি কোথাও দেখবেন না যে ১ হাত পরিমাণ জায়গা ফাঁকা আছে যেখানে প্লাস্টিক পড়ে নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই আমাদের একটু সচেতন হওয়া দরকার। নাহলে কিন্তু দেখুন যেভাবে আমাদের এই যে মহামারিগুলো আমাদের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, পরিবেশের ক্ষতি, গাছপালা থাকছে না, এই সমস্যাগুলো কিন্তু আমরা দিন, দিন, বেড়েই চলবে। এবং দেখবেন যে এখন আ বিভিন্ন ধরনের কিন্তু প্রাকৃতিক দুর্যোগও হচ্ছে। আসলেই এই যে দূষণ, এই বিষয় দূষণ মনে করেন যে বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ যেগুলোই বলুন না কেন, সবগুলো কিন্তু প্রকৃতি কিন্তু প্রতিটা বিষয় একটার সাথে একটা যুক্ত থাকে। তো একটা যখন আপনার দূষিত হয় তখন কিন্তু ধীরে, ধীরে, বাকি জিনিসগুলোও দূষিত হতে শুরু করে। তো আমার মনে হয় যে এইগুলো থেকে একটু আমাদের সচেতন হওয়া দরকার এবং ধরুন সামাজিকভাবে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক এগুলো নিয়ে একটু মানুষকে আ স আপ মানে
এই সেগুলো জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। জ্বি, জ্বি, ভাই, ভাই সেটাই। হা, হা, হা, হা। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জ্বি, অবশ্যই ভাই। হা, হা, হা, হা, হা।
সচেতনতার যে বিষয়টা যে যে কাজ করতে পারি তাদের সাথে আলোচনা বা বিভিন্ন বিষয়ে ক্যাম্পেইন করি। ধরুন আমরা পরিষ্কার আ করার জন্য যে অ অভিযানগুলো চালানো হয়, এগুলো যদি করতে পারি, তাহলে আমার মনে হয় যে একটু আমরা মানে এই যে প্লাস্টিক এর ব্যবহারটাকে অনেকটা কমাতে পারবো।
জ্বী, জ্বী। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জ্বী, জ্বী।